জি, জি, জি, যথার্থ বলেছেন। আ একেবারে যদি আপনার আজ যেটা আ পেশাগত আ আপনার যে জিনিসটি তার সঙ্গে ফোন না কিংবা বর্তমান যুগের যা আধুনিক যন্ত্রাংশ, বিশেষ করে ইন্টারনেট পরিষেবা, এ এটি কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ। নয় কি?
হ্যাঁ।
হু, হু। আ তবে আমার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমার আ যতটুকু কর্ম পরিসর সেখানে আ ফোনটি কিন্তু আমি যথার্থ একেবারে ঘুম থেকে আমি যেমনটি বলছিলাম, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে একেবারেই অপরিহার্য এবং এটি ছাড়া আমি কিন্তু আমার আ কর্মজীবন এবং আমার ব্যক্তিগত পারিবারিক জীবন কল্পনাই করতে পারি না।
হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ঠিকই বলেছেন। আসলে আমার দৈনন্দিন জীবনে ফোনটা এত বেশি দরকার। কারণ আমি আমার অফিসের কোনো ইমেইল চেক করার জন্য কিংবা আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে কারো খোঁজ নেয়ার জন্য বা আমার যেকোনো জীবনের সাথে সংযুক্ত এখন আ যেটা, সেটা বলা যেতে পারে আ ব্যাংক থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে, জরুরি প্রয়োজন থেকে শুরু করে, সবকিছুই কিন্তু maintain হচ্ছে আমার এই ফোনটা দিয়ে। আমার যদি টাকা বের করতে হয়, আমার চলতে তো অবশ্যই সবারই টাকা লাগে। সেক্ষেত্রে আমার কিন্তু ফোন ছাড়া আমি কিন্তু একদমই অচল। কারণ ফোনের মধ্যেই আমার ব্যাংকয়ের application। সেখান থেকে আমি আমার ফোন থেকে আ টাকা আ ব্যাংকে send করছি এবং সেভাবে আমি টাকাটা লেনদেন করছি। কিংবা আমি শপিংয়ে যাচ্ছি তখনও দেখা যাচ্ছে ফোনটা ব্যবহার করেই কিন্তু আমি payment করছি। তো এইযে আমার স্বাভাবিক জীবনেও কিন্তু ফোনটা খুবই দরকারি। শুধু তাই নয়, ঘড়ির সময় দেখা, আ অ্যালার্ম দেয়া। আ তো এরকম অনেক কিছু আছে। আপনি চাইলে ২, ১ টি কথা আপনিও বলতে পারেন।
হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। অবশ্যই। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। বাহ! হুম। হু। হু, হু। হু, হু। জি, অবশ্যই আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। আমাদের আ বর্তমান দৈনন্দিন জীবনে আ এই স্মার্টফোন যেটি আমাদের এ এটি কিন্তু একেবারে অপরিহার্য শুরু থেকেই আমি বলছিলাম। তবে এটি কিন্তু আমাদের জীবনের একটি বড় সময়ও আবার এর পিছনে ব্যয় হচ্ছে আমি মনে করি এবং আ আমাদের যে ব্যক্তিগত জীবন, এ সে জীবনের যে একটা অপরিহার্য সময়, সেই সময়কে আমরা যেভাবে spend করতেছি এই স্মার্টফোনের সাহায্যে, আ সেটি কিন্তু আমাদের বড় একটি সময় কেড়ে নিচ্ছে। সেক্ষেত্রে পেশাগত জীবনেও আমি বলছিলাম যে এটি একটি কিন্তু বড় প্রভাব ফেলছে। আপনি কি মনে করেন?